আম আমার কাছে respect এ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আর আমার মনে হয় এক একজন আরেকজনকে গুরুত্ব দেওয়াটা মানে, এম মানে priority একটা বিষয় থাকে। আমার কাছে বা যেমন আপনি যে ইয়ের কথা বলছেন, আপনার যেমন teacher উদাহরণ দিলেন, যেম হয়তো আমার সম্মান দিতে ইচ্ছা করছে না। মানে respect choice, আ respect একটা choice। তো এটা আমি আ even আপনা মানে পিতামাতার সাথে সম্পর্কের ক্ষেত্রেও এ করি। অনেক সময় আমাদের হা থাকে বা পিতা বা মাতার উপর হয়তো আমাদের কোনো ক্ষোভ বা ইয়ে থাকতে পারে, কিন্তু তারপরও আমরা এটার জন্য খারাপ ব্যবহার কর কিন্তু করি না। ঠিকই আমরা পিতাকে দেখেই সম্মানটা প্রদর্শন করি কারণ করতে হবে। আ He is my father <tsk> তো এই জিনিসগুলো আমার মনে হয় যে হ্যাঁ, ঠিকই বলেছেন যে আসলেই respect একটা choice যেকোনো সম্পর্কে। আ এটাই আমার কাছে মনে হয় respect টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ respect টা আপনি যদি বজায় রাখেন তোম ওই, ওই, একটা স ভালোবাসার একটা সম্পর্ক টিকই <tsk> থাকে আমার মনে হয়। <smacks lips> আপনার কাছে কি মনে হয়?
হ্যাঁ। জি অনেক, অনেক মানুষ এইধরনের কথা বলে যে, আ আমি তোমাকে respect করতে চেয়েছি, তুমি respect টা ধরে রাখতে পারোনি, তুমি respect এর জায়গায় ছিলে না, এরকম একটা কথা বলে। আসলে সে <grunts> ওই বিভিন্ন কারণে তার সাথে বাজে behave করার মাধ্যমে সে নিজের ego কে satisfy করছে এবং যে ব্যাপারটা এটা সত্য যে হয়তো তার কোনো কারণেই সে বেশি রেগে গেছে তাই disrespect করছে। কিন্তু এইটা আসলে disrespect করার মতো কোনো way না। এই through তো respect করা যায়। আমি যদি আপনাকে ছোট্ট একটা example দেই, আমি কিন্তু আমা আমার বাবাকে কোনোদিন পরিবর্তন করতে পারবো না। আমার বাবা অনেক বাজে কিছু করে ফেললেও, আমার মা অনেক বাজে কিছু করে ফেললেও পরিবর্তন করতে পারবো না। সম্ভব না। সৃষ্টিকর্তা আমাদের এভাবেই বানিয়েছেন। তো সুতরাং আমি তার সাথে ঘৃণামূলক কথা বলে তাকে অসম্মান করে continue করার পর একটা সময় পর যখন আপনি আমি এখান থেকে চলে যাবো here after এর পরে যে ব্যাপারটা আসবে। তখন আমাদের আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না। ওই যে একটা কথা আছে না? উহু।
<chuckles> হুম, হুম। হুম। হু, হুম। হুম, হুম। হুম, হুম। হুম। <smacks lips> আচ্ছা। না। হুম, হুম। হুম, হুম। পারবো না, নো। হুম। একদম। হুম। হুম। হুম। হুম, হুম। হ্যাঁ, একদম হুম। বা আমাদের পিতামাতা মা হঠাৎ মারা গেলেও তখন যে আফসোসটা থেকে যাবে আমাদের এটা ঠিক। হুম।